মানে আস্তে, আস্তে, ধীরে, ধীরে এক কথায় আপনি ওই জায়গাটা বা ঐ আ বা মানে যে পরিবারের support এর যে বিষয়টা ওটা আস্তে, আস্তে আপনি জিনিসটা আয়ত্তে এনেছেন। যে জানতে পেরে বেশ ভালো লাগলো আরকি। তো আচ্ছা আপনার কাছে যদি একটা অন্য একটা প্রশ্ন করি যে দেখা যায় কি অনেক সময় এরকম থাকে যে আ মানুষের কথায় যে চাকরিটা করতেছে ঐটাতে দেখা যায় কি একটা মানে চেষ্টা করে যে আরেকটা ভালো position এ যাওয়ার বা একটু promotion পাওয়ার। তো এই ক্ষেত্রে দেখা যায় কি মাঝে মধ্যে কেউ কেউ, কেউ এরকম আছে যে একটু আ skills develop করতেছে বা কেউ একটু নতুন কিছু শিখতেছে। এটা হতে পারে একটা ভাষা বা হতে পারে একটা কাজের একটা skill। তো আপনিও কি মানে একটু কাজে মানে কা যখন একটা জায়গায় কাজ করছেন তো ওই জায়গায় কি আ পারদর্শিতার জন্য বা একটু promotion এর জন্য কি একটু extra কাজ বা extra কিছু শিখে থাকেন নাকি? যদি এই বিষয়ে একটু বলতেন, যাতে আপনার ভালো একটা বেতন আসে। জী, জী।
হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। জী, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। অ্যাঁ নিশ্চয়ই ভাই নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখুন আমাদের কিন্তু আমি যেখানে কাজ করছি সেখানে আ আমি যে কাজটা করছি সেটা তো একটা আ একটা chain of command এর মধ্য দিয়ে আসছে আ বা ধরুন হচ্ছে একটা কিন্তু আ একটা কিন্তু রুটিন আছে। তো সেই রুটিনের বাহিরেও কিন্তু আমাদের অনেক ধরনের কাজ থাকে; যেমন ধরুন আমরা যখন আমাদের যে social media manage করতে হয়, সেখানে কিন্তু আসলে graphic designer এর দরকার হয়। সেখানে কিন্তু এক-একটা poster এর জন্য অনেক ভালো করে payment দেওয়া হয়। যারা আসলে poster টা make করতে পারে তাদেরকে কিন্তু আসলে hire করা হয় বা ধরুন হচ্ছে freelancer কে দিয়েই আপনার poster টা বানানো হয়। তো সেখানে কিন্তু অনেক বেশি টাকা দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি ভেবেছি যে, "আমি যেহেতু একটা fixed salary এর মধ্যে আছি, সেই জায়গায় আমিই যেহেতু freelancer দেরকে hire করছি যেন তারা আসলে আমার জন্য কাজটা করে দেয়। সেই জায়গায় কেনো আমি নিজে কাজটা শিখছি না? কেনো আমি আসলে সেই যে scope টা আছে, সেই জায়গায় কেনো নিজেকে কাজে লাগাচ্ছি না?" এটা কিন্তু একটা ভালো দিক। কারণ আমাদের কিন্তু আ প্রায় প্রতিদিনই এরকম post করতে হয় বা poster বানাতে হয়। সেই জায়গায় কেনো আসলে আমি নিজে poster টা বানাচ্ছি না, সেটা নিয়ে আসলে আমি ভাবতাম যে আ কেন করছি না? তো সেই জায়গা থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের Photoshop আ বা হচ্ছে আপনার আ Adobe Premiere Pro এগুলো কিন্তু আসলে আমি শেখার চেষ্টা করেছি এবং আ skill টা develop করার চেষ্টা করছি যেন আসলে যেই কাজটা করছি তার পাশাপাশি একটু বাহির থেকে extra কিছু income করা যায়।
একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ একদম। একদম, একদম। <chuckles> জী, জী। বুঝতে পারলাম। জী, জী। বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। শেখার চেষ্টা করছেন। জী, জী।